হু, এখানে কিন্তু একটা দারুন ব্যাপার ঘটেছে। আমি সাধারণত নিজেই বেশি আ আসলে চেষ্টা করতাম। কারণ, দেখা গিয়েছে যে একটা জিনিস ছিল আমাদের সময়টাতে। আমাদের যে আ অংক বইটা ছিল সেখানে দেখা যেত প্রত্যেকটা অংক বইয়ের না আ অনুশীলনীর আগে একটা উদাহরণ নামে একটা আ পার্ট থাকতো। সেখানে আ ওই যে, যে, আসলে অনুশীলনীতে যে অংকগুলো থাকতো সেগুলোরই আ ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অংকগুলো সেখানে দেওয়া থাকতো। এবং সেগুলোকে সুন্দরভাবে একটা নিয়মে কিন্তু আসলে করে দেওয়া থাকতো। ওই যে, যে, ব্যাপারটা না ওটা আমি বেশ ফলো করেছি। এবং দেখা গিয়েছে যে ওটা থেকে আমি বেশ শিখেও ফেলেছি। আ এবং আরেকটা মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে আমার বাবা একজন আ শিক্ষক ছিলেন। আ আছেন এবং এখনো। ও তো দেখা গিয়েছে তার, উনার কাছ থেকে আমি বেশ এ্যা খানিকটা হেল্প নিতাম যখন আসলে বেঁধে যেতাম। আবার আমার মাও বেশ আ ভালো শিক্ষিত। ও দেখা গিয়েছে উনিও B A পাস ছিলেন এবং খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তো দেখা যাচ্ছে মা আমাকে আসলে সবসময় পড়িয়েছেন। তো দেখা যেত যে আমি যেগুলো আসলে পারতাম না সেগুলো দেখা যাচ্ছে যে মা-বাবার কাছ থেকে বেশি আরকি আ জেনে নিতাম। কিন্তু নিজে প্র্যাকটিস করতে বেশি ভালো লাগতো।
ওকে। হুম। আ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> বাহ! হুম। ওকে। হুম, হুম, হুম। অ্যা হ্যাঁ। না এটা তো বেশ দারুণ বিষয় যে আপনি আসলে ঘরেই <chuckles> মোটামুটি কিন্তু আসলে হেল্প পেয়ে যাচ্ছেন। হ্যাঁ? যে হয়তোবা যে বাহিরে থেকে কেউ এসে হয়তোবা আপনাকে শিখাবে কোন একটা এরকম টিউটর রাখার প্রয়োজন পড়ে। যেহেতু বাসাতেই আসলে একটা গাইডেন্স এর ব্যবস্থা আপনার জন্য ছিল। তো এই যে যখন এরকম হয়তোবা বাসায় আপনি যখন পড়তেন। তখন কি সবসময় আপনি মা-বাবার কাছ থেকে আসলে হেল্প পেতেন? নাকি এমন হয় না যে হঠাৎ করে কোন একটা সমস্যা হয়ে যাচ্ছে কিংবা আ মা-বাবা হয়তোবা পাশে নেই। ঠিক আছে? অফিসে গিয়েছে বা কোন একটা কাজে ব্যস্ত। তখন যখন এরকম আটকে যেতেন কোন একটা প্রবলেম সলভ করতে গিয়ে। তখন আসলে কী করতেন? যে মানে নিজে, নিজে, কখনো ইন্টারনেটের মাধ্যমে ঘেটে এই প্রবলেম এর সলিউশন খোঁজার চেষ্টা করেছেন নাকি?
অবশ্যই, অবশ্যই। উ <chuckles> অবশ্যই, অবশ্যই। উ, হুম। হু, হু।

হুম। তো এই যে, অনেক সময় দেখা যায় কি যে, হয়তো বা ফলে হয় না যে, আশেপাশে কেউ এরকম যদি একটা গাইড করার মতো যদি থাকে, হ্যাঁ? তখন কিন্তু একটা মানে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকলে তখন কিন্তু আসলে আ লক্ষ্যে পৌঁছানোটা অনেকের জন্য একটু সহজ হয়ে যায়। ঠিক আছে? দেখা যায় যে, একটা প্রেশার যদি থাকে, তখন কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ অনেকের মধ্যে থাকে। আবার অনেকে আছে একটা তারা কিন্তু স্বাধীনতা চায়। যে না নিজের মত করে পড়ব। নিজেই, নিজেকে মোটিভেট করব। ঠিক আছে? তাদের হয়তোবা কোন এরকম দিক নির্দেশনার প্রয়োজন পড়ে না। তো আপনার ক্ষেত্রে আসলে আপনি কি সবসময় এরকম নিজে, নিজে আসলে জিনিসগুলো কি শিখে নিতে চাইতেন, নাকি আপনার আসলে মনে হত যে কোন একটা গাইডেন্স যদি থাকে কিংবা একটা প্রেশার যদি থাকে, এই জিনিসটা আপনাকে শেখাটা আরো দ্রুত করে দিত কিংবা মানে আ শেখাটা তখন আপনার জন্য একটু সহজ হত।
হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হুম। হু, হু, হুম। উহু। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা কিন্তু সত্যি দারুণ বলেছেন। কারণ গাইডেন্সের অবশ্যই দরকার আছে। কারণ ছাত্র জীবনে তো আমরা অতটা পড়াশোনার প্রতি অতটা আগ্রহী থাকি না সবাই। দেখা যাচ্ছে যে অবশ্যই আমিও ছিলাম না। আমার ক্ষেত্রেও কিন্তু আসলে পড়তে ভীষণ আ অনীহা কাজ করত। তবে হ্যাঁ, যখন আসলে
হুম। আগ্রহ থাকতে পারে। <laughs> জি। হুম। অনেকটা প্রেশার দেয়ার জন্য আসলে কাউকে দরকার।
হ্যাঁ, হ্যাঁ। কারণ যখন পড়তাম, তখন দেখা যাচ্ছে, ওই ধরনের ব্যাপারগুলো আসত। একা, একা আ সলভ করার বিষয়টা, এই ধরনের মনোভাব আসলে তৈরি হত। কিন্তু পড়তে বসাটাই তো একটা প্রতিবন্ধকতা ছিল। কারণ আ সবসময় খেলতে ইচ্ছে করতো বা একটুখানি ঘুরে ফিরে বেড়াতে ইচ্ছা করত। এই ব্যাপারটা সবসময় আ কাজ করত। তো সেক্ষেত্রে আমার মা কিন্তু বিরাট বড় একটা ভূমিকা পালন করেছে। আমাকে মোটামুটি ভীষণ শাসনের ভিতরে রাখতেন। এবং পড়াশোনার ব্যাপারটাকে ভীষণ গুরুত্ব সহকারে দেখতেন। যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে, আমি হয়তোবা এখন এইটুকু পর্যন্ত আসলে আসতে পেরেছি। না হলে দেখা যেত যে, আমার যে একটা গতি ছিল, আমি যতই নিজে অ পড়তে পছন্দ করি না কেন, আ ওই পর্যন্ত যেতে, যেতেই হয়তোবা আমার পড়াশোনা আসলে শেষ হয়ে যেত।
আচ্ছা। হু, হু, হুম। একদম। <laughs> হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ।

হুম, তো আপনার কাছে মনে হচ্ছে যে এখন তো দেখা যাচ্ছে আসলে শিক্ষা ব্যবস্থাটা যেরকম করে মানে সাজানো হয়েছে, হ্যাঁ? যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু দেখা যায় তারা স্কুল শেষ করে। স্কুল শেষ করার পর কিন্তু দেখা যায় প্রতিটা ছাত্রছাত্রীর বলতে গেলে হচ্ছে যে ৩ টা, ৪ টা, ৫ টা করে টিউশন কিন্তু থাকে। এরপর আবার বাসায় এসে তারা দেখা যাচ্ছে যে হোম টিউটর এর কাছে তাদের পড়তে হচ্ছে। তো একটা চাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তাদের মধ্যে। তো এই যে আপনার ক্ষেত্রে যে আপনি আসলে কখনো এরকম টিউটর এর কাছে পড়তে হয়নি। নিজে, নিজে স্কুলে আসলে সব আ পড়া হয়তো বা বুঝে ফেলেছেন কিংবা বাসায় দেখা যাচ্ছে যে আপনার সাহায্য করার জন্য মা বাবা ছিল। তো আগে আর এখনকার শিক্ষা ব্যবস্থা মানে আসলে ডিফারেন্স টা কি দেখছেন? যে এখন আসলে বাচ্চা কাচ্চাদের শিক্ষকদের কাছে আসলে স্কুলের পরে গিয়ে এরকম পড়তে হচ্ছে কেন?
হুম, হুম। <chuckles> হ্যাঁ। অবশ্যই। অবশ্যই। হুম, হুম। হুম। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় আসলে যুক্ত হয়েছে। কারণ দেখুন আ পূর্বে যখন আমরা পড়াশোনা করতাম, তখন দেখেছি আমাদের ক্লা পড়াগুলো আসলে ক্লাসেই প্রায় অধিকাংশটা হয়ে যেত। কিন্তু এখনে আসলে আ আসলে শিক্ষার্থীদের আ যে ঘনত্বটা এটা বেড়ে যাওয়ার কারণে নাকি আসলে শিক্ষা ব্যবস্থায় হয়তোবা খানিকটা
হু। আচ্ছা, মানে একটা ক্লাসরুমে অনেক বেশি এরকম ছাত্রছাত্রী দেখে।
হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাও আসলে অনেকটা পরিবর্তন এসেছে। দেখা গিয়েছে যে, টিচারদেরও কিন্তু আগের মতো আসলে ওরকম আ দায়িত্ব নিয়ে কিন্তু এখন ওরকমভাবে শিক্ষা প্রদান করতে দেখা যাচ্ছে না। আবার কোনো, কোনো, জায়গায় খুব ব্যতিক্রম কিন্তু কোনো, কোনো, জায়গায় এরকমও দেখা যাচ্ছে যে তারা হয়তো বা আ টিউশন পড়ানোর ব্যাপারটাতে একটু বেশি জোর দিচ্ছেন, এবং অবশ্যই প্রতিযোগিতাও কিন্তু এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। আ সেই ব্যাপারগুলো সবকিছু আসলে মিলেমিশে দেখা গিয়েছে একাকার হয়ে কিন্তু আসলে টিউশন আ এর ব্যাপারটা কিন্তু আসলে চলে এসেছে। একটা সময় কিন্তু দেখা গেছে আমার ছাত্র জীবন শেষে কিন্তু আমি একটা সময় প্রায় ৩ থেকে ৪ বছরের মতো খুব পরিমাণ টিউশন আমিও আসলে পড়িয়েছি ইস্টুডেন্টদেরকে। তখন আসলে আমি দেখেছি যে আমাদের সময়ে ছাত্রছাত্রীরা আসলে যেমন ছিল বা আমি আসলে যেমন ছিলাম। তো আমার সেম ক্যাটেগরির একটা ছাত্র এখনকার সময়ে কিন্তু আসলে ঐরকম ভাবে নিজেকে আ আসলে পারে না। দেখা যাচ্ছে যে ওই যে, যে, আমি যেমনটা নিজে
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। বেশি আগ্রহী। হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> বাহ! হু, হু। মানে একটা অতিরিক্ত একটা প্রেশার তাদের মধ্যে কাজ করে।